জ্বি, জ্বি। এবং কোনো, কোনো ক্ষেত্রে হয়তো টিচারেরা বলতো অনেক বড়ো চুল থাকলে চুল ধরে টান দিত। এই এত বড়ো শকুনের মতো চুল রাখছিস। কিন্তু বর্তমানে তো এহ কোনো, কোনো স্কুলে একেবারে restricted, চুল বড় রাখা যাবে না। আবার কোনো, কোনো ইস স্কুলে হয়তো স্বাধীনতা রয়েছে। সেক্ষেত্রে স্টাইল ফলো করছে আ যেভাবে এহ ট্রেন্ড অনুযায়ী অ্যা মাল এ যে মিডিয়ার সাহায্য নিয়ে একেকজন একেকভাবে চুল কাটছে। কেউ মেসি কাটিং, তো <chuckles> কেউ রোনালদো কাটিং। হ্যাঁ? এরকম থাকছে। এবং bit করছে। তো এগুলো আমাদের সময় ছিল না। আমরা বাংলায় একেবারে ইটের উপর বসে মাটিতে বসে নাপিতের কাছে বসতাম। নাপিত ব্যাটা নিজের ইচ্ছে মত যেভাবে মনে করতো, চুল কেটে দিত। আমরা সেভাবেই চলে যেতাম।
ও। হ্যাঁ। হুম। আচ্ছা। <laughs> হুম। <laughs> আহ, জ্বি। এহ যখন যা ম মনে আসতো, তা সেইভাবে চুল কেটে দিত, তাই তো? বোঝা বোঝা যাচ্ছে। জী, আসলে এটা আ দা বোঝা যাচ্ছে আপনার কথা থেকে যে, তখন একদম পুরোপুরি বাধ্যবাধকতা ছিল যে চুল ছোট রাখতে হবে এবং সেটা একদম উম সব সব স্কুলের ক্ষেত্রে। এখন কোন, কোন স্কুলের ক্ষেত্রে নিয়ম নীতি আছে। আবার কোন, কোন স্কুলে আবার পূর্ণ স্বাধীনতা দিয়ে তা থাকে। তার মানে আ এ সবক্ষেত্রে একরকম যে এহ জিনিস এখানে পরিলক্ষিত হচ্ছে না। তা এইযে যে এই প্রজন্মের তো কেউ স্কুলে যাচ্ছেন, আপনার সন্তান হতে পারে বা, আপনার আশেপাশের কেউ। আর আপনার সময়ও তো আপনি স্কুলে গিয়েছেন। তো এই ২ টা জিনিসের মধ্যে আপনার কোনটা বেশি ভালো লাগে? এই প্রজন্মেরটা নাকি আগের প্রজন্মের যেটা আপনি আপনি কাটিয়ে এসেছেন সে সে সেই সময়গুলো?
জ্বি, জ্বি। ঠিক তাই। জ্বি, জ্বি। জ্বি, নিশ্চয়ই। নিশ্চয়ই। জ্বি, জ্বি। দেখুন, উন উন পুন মাপকাঠিতে মাপলে মনে হয় যে, বর্তমানের যুগে যে প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা এবং এহ চাকরির বাজারের যে স্বল্পতা এবং সেখানে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার জায়গা থেকে যে তারা যেভাবে রুটিন ওয়ার্কের মধ্য দিয়ে শিখছে। আমার মনে হয় যে, সময়ের সাথে সেটা বর্তমান সেটা ঠিক আছে। কিন্তু আমাদের সময় হয়তো অ্যা চাকরি করতে মানুষ এত বেশি আগ্রহী ছিল না। পড়াশোনাটা করার পরে খুব বেশি হলে ২ ৪ জন বেরিয়ে যেত যারা উচ্চশিক্ষা গ্রহণ করত। বেশিরভাগগুলো ঝরে পড়তো। আর এখন যেটা হয়, সেটা হচ্ছে ঝরে পড়ার প্রবণতাটা কম এবং প্রতিযোগিতার জায়গাটাতে অনেক বেশি অংশগ্রহণ।
হুম। আচ্ছা। জ্বি। হুম। জ্বি। উ উচ্চশিক্ষাটা বেশি হচ্ছে, তাই তো? উচ্চশিক্ষাটা বেশি হচ্ছে বলে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে। এবং চমৎকার এ হুম।
জ্বি, জ্বি, জ্বি। নিশ্চয়ই, নিশ্চয়ই। এবং শেষ পর্যন্ত পড়াশোনায় লেগে থাকছে মানুষ, যেটা আমাদের সময় এতটা ছিল না। বেশিরভাগ ঝরে পড়তো কলেজ থেকে কিংবা, স্কুল থেকে বেশিরভাগগুলোই ঝরে পড়তো।